জ্বি, জ্বি অবশ্যই। আমরা খেলাধুলা থেকে অনেক কিছু শিখতে পারি। আসলে অইজিস এইযে আপনি বললেন যে সময়ের ব্যবস্থাপনা, ব্যাপ দায়িত্ববোধ তারপরে শুধু শুধু দায়িত্ববোধ সময়ের ব্যবস্থাপনা সে হতো না। এই খেলাধুলার মাধ্যমে আমরা যেটা মানে একজন আরেকজনের সাথে যেটা ভ্রাতৃত্ববোধ একজন আরেকজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। প্লাস সার্বিক দিক চিন্তা করলে যে খেলাধুলাটা আমাদের শারীরিক ভাবে আমাদেরকে অনেক বেশি স্ট্রং করে তোলে। প্লাস মানসিকভাবে আমাদেরকে অনেক বেশি প্রফুল্ল কর করে তোলে।
তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটা কথা হুট করে মনে এলো আমি এ ছোট্ট করে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে। দেশের বাইরে অনেক রকম খেলা আছে যেটা হয়তোবা আমরা আমাদের দেশে দেখতে পাই না। এমন কোনো খেলা যদি আপনার সুযোগ হয় যে আপনি এটা খেলবেন। তাহলে কোন খেলাটা আপনার কাছে বেশি উপযোগী বা মজার বলে মনে হয়?